বর্তমান সময়ে আমার, আ জীবনে আমি একটা কঠিন সমস্যা face করতেছি। সেটা হচ্ছে screen-এ সবসময় বেশি সময় কাটানো। অ্যা সেটা দিনে বলি, রাতে বলি, অ্যা যে কোনো সময় কোথাও বসে আছি, আড্ডা দিচ্ছি, বন্ধু-বান্ধব একসাথে বসে আছি। দেখা যাচ্ছে যে, phone বের করে আমি screen-এ scroll করতেছি। তো এইযে আমার যে সমস্যাটা এটা এতো মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে, যার ফলে আমি যে রাতে ঘুমাতে যাবো বিছানায় শুয়ে, শুয়েও scroll করতেছি। তো রাতের যে ঘুমটা, আ সেটা আমি আ ঠিকভাবে
আচ্ছা। হুম। আচ্ছা।
ঘুমাইতে পারতেছি না। এর ফলে দেখা যাচ্ছে যে আমার, আ যে শারীরিক যে সমস্যা সেটা দিন, দিন আ বেড়ে যাচ্ছে। এর ফলে আমার আ চেহারার যে সৌন্দর্য, আ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটা থেকে আসলে আমি কিভাবে উত্তরণ হতে পারবো? বিষয়ে একটু আ আপনার কাছে পরামর্শ চাচ্ছিলাম।
উম জ্বী। অবশ্যই, আসলে মানে আপনার কথা শুনেই মনে হচ্ছে, যে আপনি এ বিষয়টা নিয়ে অনেকটা মানে চিন্তিত হয়ে আছেন। তবে আপনি চিন্তিত হবেন না এবং আমাকে যদি একটু বলতেন যে, আসলে মানে কি কারণে আপনার এইযে স্ক্রিনের সময়টা বেশি কাটাচ্ছেন? সেটা আপনার phone, computer, TV কোন ক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি ব্যবহার হচ্ছে বলে মনে করেন?
হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আ বেশিরভাগ সময় phone আ screen time টাই আমার বেশি। আবার দেখা যাচ্ছে computer screen time তো আছে, বাসায় যখন আসি তখন তো আমি computer চালাই যখন, ওই computer screen টা আছেই। কিন্তু তাছাড়া যখন আমি বাহিরে যাচ্ছি, অ্যা কিংবা অ্যা আমার যে বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিবো, সবাই একসাথে বস বসে যে গল্প করবো, সবাই গল্প করতেছি ঠিকই, গল্পে আমার কিন আমাদের কিন্তু কারোই মনোযোগ নাই, সবাই নিজ, নিজ phone নিয়ে, আ ব্যস্ত আছি। আবার দেখা যাচ্ছে যে অ্যা আ কোথাও খেতে গেলাম কিংবা খাইতে বসছি অথবা আ hotel-এর মধ্যে চা খেতে গেছি। আ গিয়ে দেখা যাচ্ছে যে আমরা phone চালাচ্ছি, আ phone-এর মধ্যেই scroll করতেছি। এই সব থেকে বেশি হয় যে phone-এর যে screening টা, এইটা হচ্ছে সব থেকে বেশি আমার জন্য আ ক্ষতির দিক মনে হচ্ছে। আ এই বিষয় থেকে আমি কিভাবে আ উত্তরণ পাবো? একটু পরামর্শ চাচ্ছিলাম।
আচ্ছা। জ্বী। উম জ্বী। উহুম। উম জ্বী। অবশ্যই। আসলে এসব পরিস্থিতিতে যে আপনি আহ নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে, এটা নিয়ে আপনি অনেকটা আসলে চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে এইসব পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের মাধ্যমে, হয়তো এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তবে তার আগে যদি একটু মানে পরিষ্কার হয়ে নেই যে একটা বিষয়, সেটা হচ্ছে, রাতে যখন আমি আপনি ঘুমাতে যান তখন এই যে screen-এর সময় ব্যবহার করার ফলে কি আপনার রাতে ঘুমটা ভেঙে যাচ্ছে বা এই যে ঘুমানোর ফলে বা এ মাধ মধ্যরাতে কোন একটা সময়ে কি আপনার ঘুমটা মানে বারবার জেগে উঠছেন, এরকম কি প্রবণতা রয়েছে আপনার?
জ্বি। হুম। না, এরকম হয় না, কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি যখন আ phone-এ scroll করি আ সেক্ষেত্রে আ একটানা দীর্ঘ সময়ে দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত আমি আ screen screen-এ সময় দিচ্ছি। তো এর ফলে আ আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকতেছি। জেগে থাকার ফলে আমার যে শারীরিক আ সমস্যা সেটা তো আ হবেই এবং হচ্ছেও। আ তো আমি যখন অ দেরিতে ঘুমালাম যে স্বভাবতই আমি সকালে ঘুম থেকে দেরি করে উঠবোই, আ এটা স্বাভাবিক ব্যাপার। এ কিন্তু রাতের মধ্যে যে আ ঘুম ভেঙে যাওয়া, আ এই ধরনের কোন সমস্যা নেই। তো হুট করে যখন দেখা যায় যে একটানা লম্বা প্রসেস এ আমি আ phone টা চালাচ্ছি। আ আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে আমার আ চোখের যে একটা শক্তি, আমি অনেক দূরের বস্তুটা কম দেখতে পাচ্ছি। তো আমি আসলে এই যে আমার সমস্যাগুলি হচ্ছে, তো এটাকে আমি কি আ কিভাবে আর কি screen টাকে দূরে রাখবো এইটা একটু জানতে চাচ্ছিলাম।
<clears throat> হুম, হুম। হুম, বুঝতে পেরেছি। জ্বি। হুম। আচ্ছা। জ্বি। জি, অবশ্যই। আসলে এসব পরিস্থিতিতে আপনি যেমনটা অনুভব করছেন যে screen ব্যবহারের ফলে নানারকম সমস্যা বা ঘুমে যে ব্যঘাত আ হচ্ছে আ সেটা নিয়ে যে আপনি অনেকটা আসলে হতাশাগ্রস্ত হয়ে আছেন। আসলে এরকম অনুভূতি মানে অ অনেক ক্ষেত্রেই যারা আপনার মতো এরকম সমস্যার মধ্য দিয়ে যান তারাও আসলে এরকম অনুভূতির মধ্য দিয়ে থাকতে পারে। তবে এ এটা না আসলে কিছুটা এই যে নিয়ন্ত্রণের মাধ্যমে হয়তো একটু সমাধানে আসা যেতে পারে। তো এই যে পরিস্থিতিতে আসলে আপনি যদি একটু আমাকে বলতেন যে সাধারণত আ অনুমান করে যে সা মানে screen-এ যে সময়টা ব্যয় করেন সেটা কতক্ষণ ব্যয় করেন এবং পুরো দিন মিলে বা রাতে আপনে সেটা কতক্ষণ ব্যয় হয়?
জি। হুম। আ দেখা যাচ্ছে যে পুরো আ দিন মিলে, আ রাত মিলে প্রায় ৩-৪ ঘণ্টার মতো আ ব্যয় হয়েই যায়। তো এর ফলে আমার যে ঘুমের যে schedule-টা ছিল আগে আ সেটা আমি আ maintain করতে পারি না। আগে উম ঘুমাইতাম ধরেন যে আ ১০:০০ টা ১১:০০ টার মধ্যে, এখন সেই ঘুমটা চলে যাচ্ছে রাতে ১:০০ টা ২:০০ টার মধ্যে। তো আমি যে ঘম ঘুমের যে আমার সময়সূচিটা আছে আ এটা আমি আ control করতে পারি না এই অতিরিক্ত আ screening-এর ফলে। এর ফলে দেখা যাচ্ছে যে আমি অযথা video দেখতেছি তো দেখতেছি। তো এটার কোন time থাকে না, কোন schedule থাকে না আসলে কতক্ষণ দেখতেছি। আ অনুমান করে একটা আ সময় বললাম কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এর অধিক সময়ও ব্যয় হয়েই যায়। তো এই বিষয়টা হচ্ছে খুবই আ খারাপ দিক আমার মনে হয়। তো আমি আমার যে ঘুমের যে সময়সূচিটাকে আমি কিভাবে পরিবর্তন করব একটু যদি পরামর্শ দিতেন।
হুম। জি। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম। জি, আসলে আমি পুরো বিষয়টা শুনে যেটা বুঝলাম, যে আপনার এইযে phone এ বা screen এ সময় ব্যয় করার ফলে নানারকম সমস্যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। যেটা আপনার কথাতেই বুঝতেছি এটা নিয়ে যে আপনি অনেকটা ভেঙে পড়েছেন। তবে আপনি এই পরিস্থিতিতে যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি ধীরে, ধীরে কিন্তু screen time একটু নিয়ন্ত্রণে আনতে পারেন। সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন যে মানে একটা নির্দিষ্ট সময়সীমা set করে রাখতে। যে এই ১ ঘণ্টা বা ২ ঘণ্টা আপনি phone এ ব্যয় করবেন বা ৩০ মিনিট কিংবা ১ ঘণ্টা। এই ১ ঘণ্টার পর আপনি যেন phone আ একদম নাই ধরেন। আপনি চেষ্টা করবেন যে phone টা আপনার নিজ থেকে যত দূরে রাখা সম্ভব হয়তো অন্য রুমে বা table এ রাখা। যাতে আপনার হাতের নাগালে না থাকে। এরকম করে হয়তো আপনি চেষ্টা করে দেখতে পারেন। তার পাশাপাশি আপনি যেটা করবেন, সেটা হচ্ছে মানি ঘুমানোর আগে মানি একটু চেষ্টা করবেন যে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা একটু ধ্যান করতে। এগুলা করলে দেখা যাবে যে আপনার মন অনেকখানি relaxed হবে এবং আপনার নিজের মনের মধ্যে এইযে ঘুমানোর যে একটা প্রবণতা সেটা অনেকাংশেই তৈরি হয়ে যেতে পারে। তার পাশাপাশি যেটা করতে পারেন যে যখন ঘুমাবেন তার কিছুক্ষণ আগে, একটা বই পড়ার অভ্যাস আপনি রপ্ত করতে পারেন। যে কিছু একটা গল্পের বই বা উপন্যাসের বই। এগুলা করলে হয়তো অনেকাংশে দেখা যাবে যে আপনার স্ক্রিনের সময়টা ব্যয় না হয়ে, আপনি কিন্তু খুবই বাস্তবিক কিছু আ পদ্ধতিতে আপনার সময়টা ব্যয় করতেছেন। তো আপনার কি মনে হয় এগুলা আপনার ক্ষেত্রে কতটুকু কাজে দিতে পারে?
জ্বি। হুম। জ্বি। হুম। হুম। হ্যাঁ, অবশ্যই আপনি একদম ঠিক কথা বলেছেন এবং আপনার পরামর্শগুলো আমার খুবই ভালো লাগলো। আ আমি এই পরামর্শগুলো যদি আমি আস্তে, আস্তে, একবারে তো কাজে লাগাতে পারবো না। আমি চেষ্টা করব যে প্রতিনিয়ত আমার আ ফোনটাকে কিভাবে দূরে রাখা যায়, অ্যা এবং, অ্যা ফোন বাদ দিয়ে অন্য কিছুতে মনোযোগ নি মনোনিবেশ করা। তাহলে কিন্তু দেখা যাবে যে, অ্যা আমার, অ্যা যে স্ক্রিন টাইম যেটাকে আমি বলতেছি আমার যে সমস্যা, আর সেটা থেকে হয়তোবা কিছুটা হলেও উত্তরণ পাবো। তো অনেক সময় দেখা যায় যে, অ্যা শুধু স্ক্রিন টাইমও না, ও চা কফিও কিন্তু কম বেশি আমরা সবাই খাই। তো আমার ক্ষেত্রে চা-টাই খাওয়া হয় সবথেকে বেশি। তো অনেক ক্ষেত্রে, অ্যা সবাই মনে করে যে আসলে চা খেলে হয়তোবা রাতের ঘুমটা নষ্ট হয়। সেক্ষেত্রে আমার, অ্যা ওই ধরনের কোন problem নাই। অ্যা তো আমার এই problem-টা হচ্ছে আমি আসলে আমার যে স্ক্রিন টাইমটাই, হ্যাঁ, সবথেকে বেশি problem। তো আমি চেষ্টা করব যে আসলে, আ অ্যা একবারে তো কখনো হবে না। এই আস্তে, আস্তে দেখা যাবে যে আমি যে সময়টা ফোনে, অ্যা সময় ব্যয় করতেছি একটু হাঁটলাম হয়তো অথবা ফোনটা একটু দূরে রেখে, অ্যা সবাই মিলে বসে গল্প করলাম। সেই গল্পটাতে, অ্যা কিভাবে ফোনটা দূরে রাখতে পারলাম সেটাই চেষ্টা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আপনার পরামর্শটা আমাকে খুবই ভালো লাগলো।
জি। হুম। অবশ্যই। আচ্ছা। হুম, হুম। জি। বুঝতে পারলাম। হুম, হুম। একদম। আসলে এইসব পদ্ধতিতে আপনি আসলে আ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যেহেতু চা-কফি খাওয়ার একটা প্রবণতা রয়েছে। এগুলাও কিন্তু দেখা যায় যে মস্তিষ্কে এইযে ক্যাফেন নামের পদার্থ যখন আ চলে আসে তখন মস্তিষ্ককে অনেকটা সতেজ করে রাখে। আপনি চেষ্টা করবেন যে আ দৈনিক হয়তো ১-২ কাপ বা ৩-৪ কাপ খাচ্ছেন। পরের দিন চেষ্টা করবেন ২ কাপ খেতে। পরের দিন ১ কাপ। এভাবে একটা ধারাবাহিকতার মধ্যে আপনি নিয়ে আসার চেষ্টা করবেন। তার পাশাপাশি রাতে যখনই কোনো একটা কারণে বা কোনো একটা কাজে যখনই ফোন চালাতে হয়, চেষ্টা করবেন ফোনের মধ্যে এই যে নাইট মোড যেটা আছে সেটা চালু করে রাখতে। কারণ ফোন থেকে যে এই নীল রশ্মি যেটা বেরোয় সেটা কিন্তু ঘুমটা অনেকখানি নষ্ট করে দেয়। তো আপনি সেটা হয়তো অনেকাংশে চেষ্টা করে দেখতে পারেন। তার পাশাপাশি এই যে ফোনে নানারকম নোটিফিকেশন আসে যেটা আসলে ঘুমের মধ্যে অনেকটাখানি ব্যঘাত দেয়। এটা আপনার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে হতে পারে। আপনি চেষ্টা করবেন যখন ঘুমাতে যাবেন তখন এই যে Do not disturb mode যেটা বলে আরকি ফোনে, আপনি এটা on করে দিতে পারেন যাতে করে অযথা নোটিফিকেশন এসে আপনার এইযে ঘুমের যে সমস্যা সেটা যেন ঠিকঠাক আম
জি। অবশ্যই। জি। হুম।
ঘুমাবেন আর সেখানে আপনি এইযে ঘুমের পরিবেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি চেষ্টা করবেন যে আপনার এইযে রুমে যাতে আ পর্যাপ্ত পরিমাণ আসলে মানে আলো কম যাতে থাকে এটা একটু রাখতে। চেষ্টা করবেন যে শব্দমুক্ত রাখতে যাতে করে নানা দিক থেকে যেন শব্দ না আসে। কারণ যখন আপনি একটা সুন্দর পরিবেশে যখন rest নিবেন বা বিশ্রাম নিবেন তখন দেখবেন যে আপনার ঘুম অনেকাংশে কেটে যেতে পারে। তো আপনার কি মনে হয় এইসব পদ্ধতি আপনি কাজে লাগাতে পারবেন?
হুম। অবশ্যই। আমি অবশ্যই কাজে লাগাতে পারবো। আমি যদি আমার ঘুমের পরিবেশটাকে ঠিক রাখতে পারি অ্যা এবং আমার যে হাতের ফোনটা আছে সেটাকে যদি দূরে রাখতে পারি, আ তাহলে কিন্তু একটা উন্নত আমি routine তৈরি করতে পারবো এবং সেই routine মাফিক যদি আমি চলাফেরা করি, তাহলে আপনি যে পরামর্শগুলি আমাকে দিলেন, অ্যা সে মাফিক আমি যদি চলাফেরা করতে পারি তাহলে, অ্যা আমি আমার যে, অ্যা যে স্বাস্থ্যগত যে সমস্যাগুলি আ আছে এবং আমার যে মোবাইলে অতিরিক্ত screening, অ্যা অথবা যে সময় ব্যয় করা। আ সেটা থেকে আমি খুব সহজেই, অ্যা উত্তরণ হতে পারবো। যদিওবা এটা, অ্যা এ একদিনে তো সম্ভব নয়। যেহেতু এটা অয়ে দীর্ঘদিন ধরে চলে আসতেছে। তো এর ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা, অ্যা মানসিক যে স্বাস্থ্য ও সমস্যা, অ্যা মানে মনের দিক থেকে, মনকে যে control করবো, অ্যা সেটা একটু কঠিন হয়ে যেতে পারে। তো আমি চেষ্টা করবো আপনার এই পরামর্শগুলো মেনে চলা। তো অনেক সময় দেখা যায় যে, আমার যে মানসিক চাপটা আছে এটাকে কমানোর জন্য আমি ফোন হাতে নিই অথবা screening করি। আ সেটা কিভাবে দূর করা যায়? এটা একটু যদি বলতেন।
জি। হুম। হুম, জি। একদম। হুম, হুম। জি, জি। হু, হু। বুঝতে পেরেছি। অবশ্যই আসলে এসব পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন। যখন মানসিক চাপ আপনার মধ্যে অনুভূত হচ্ছে তখন আপনি চেষ্টা করবেন যে পরিবারের সাথে একটু সময় দেওয়া। তাদের সাথে এ বিষয়-আসয় নিয়ে খোলামেলা আলোচনা করা বা আপনি যেটা চেষ্টা করে দেখতে পারেন যে কি, কি, কারণে আপনার চাপটা হচ্ছে ওই চাপের কারণটা কোথাও লিখে রাখতে। আ সেটা একটা ডায়েরি হোক বা অন্যান্য কোথাও হোক। এতে দেখা যাবে যে আপনার মনটা অনেকখানি হালকা হবে এবং আপনি চেষ্টা করবেন যে অ প্রতিদিন এ্যা একটা বই পড়ার অভ্যাস করতে। এতে করে দেখা যাবে যে আপনার যে চাপ সেটা অনেকাংশে মানে আপনি ভুলে থাকতে পারবেন। কারণ বই পড়লে দেখা যাবে আপনার মনোযোগ তো এইখানেই থাকবে। তার পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে একটু মানে হাঁটাচলা করা বা যখনই মনের মধ্যে অস্থিরতা আসবে তখন চেষ্টা করবেন একটু এই যে মানে বসে একটু শ্বাস প্রশ্বাস নেওয়া। এগুলো করলে আমি আশা করছি যে অনেকাংশে এই যে আপনার স্ক্রিনে বেশি সময় কাটানোর যে একটা সমস্যা সেটা অনেকাংশে কেটে যেতে পারে।
আচ্ছা। হুম। আচ্ছা। জি। অবশ্যই আপনি একদম সঠিক পরামর্শ দিয়েছেন। তা আমি চেষ্টা করব আপনি যে, পরামর্শগুলি আমাকে দিলেন এই পরামর্শ মাফিক যদি আমি চলতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে সুদীর্ঘায়িত যে সমস্যাটা, অতিরিক্ত স্ক্রিনে সময় কাটানো, তো এখান থেকে আমি, আ আ অবশ্যই উত্তরণ হতে পারবো এবং আপনার পরামর্শগুলি আমাকে খুবই ভালো লাগলো। অ্যা এর ফলে আমার যে স্বাস্থ্যঝুঁকি হচ্ছে, আ সেটা থেকে আমি মুক্তি পাবো। তো আবার আপনার সাথে এই পরামর্শগুলো যেন আমি কাজে লাগাতে পারি। ধন্যবাদ আপনাকে।
জি। হুম। জি। জি, আপনাকে অনেক, অনেক, ধন্যবাদ এবং আপনার জন্যও আসলে অনেক শুভকামনা এবং আমা আমি আশা করছি যে এই পরামর্শগুলো আপনি অনেকাংশে কাজে লাগাতে পারবেন এবং আমার বিশ্বাসও রয়েছে যে আপনি পারবেন। তো আপনার সামনের দিনগুলো শুভ হোক এবং আপনি অনেক অনেক ভালো থাকবেন। আ ধন্যবাদ আপনাকে।
জি। ধন্য